উ জি। আসলে, আ নাতো করতে পারার পিছনে অনেকগুলো কারণ আছে। সেটা যদি আমি এটি শুধুমাত্র ঢাকা শহরের পারসপেক্টিবে বলি, তাহলে দেখ দেখবেন যে ঢাকা শহরের যা যেইসব বাড়িগুলো আছে তার ৭০% কিন্তু হচ্ছে ভাড়াটিয়া, মানে তার নিজের বাড়ি না। এখন দেখবেন যে, উম সে সেই ৭০% এর মাঝখানেই আবার হচ্ছে গিয়ে ৬০% বাড়িওয়ালা যারা থাকবে যাদের নিজেদের বাড়িটা, তারা হচ্ছে ভাড়াটিয়াদেরকে ছাদে উঠতে দিবে না কিংবা তাদের জন্য সেটা না। তো আপনি যখন চে অ্যা চাইবেন যে আমি একটু গাছ লাগাবো কিংবা আমি এই ধরনের একটু কাজ করবো, আমার খুব শখ যে আমি গাছটা লাগাবো, কিন্তু আপনাকে কিন্তু সেই স্পেসটা দেওয়া হবে না।
জি, আপনি জি, জি, জি। জি, অবশ্যই জি। জি, জি। জি।
আপনি চাইলেও পারবেন না।
হুম সুযোগটাও পাচ্ছেন। জি, জি। সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। আর সেই বঞ্চিত হওয়াটা যে শুধু আপনার জন্য ক্ষতিকর তা কিন্তু না। এটা কিন্তু দেখা যায় পুরো দেশ এবং জনগণ প্রত্যেকটা মানুষের জন্য এই ক্ষতিকর একটা কারণ হয়ে দাঁড়ায়।
জি। ইভেন যার বাসা সে কিন্তু চাইলে জিনিসটা করতে পারে। কিন্তু দেখবেন কোন না কোন কারণে সে হয়তোবা অনীহা, সে করছে না। আবার অনেক বাসার মানুষ আছে, যেরকম আমাদেরই বাসার পাশে, উনি উনার বাসার ছাদে কাউকে একসেস করতে দেয় না। কারণ উনার হচ্ছে ২ টা বাড়ি মিলিয়ে উনি বিশাল বড় একটা ছাদ বাগান করেছে। যার কারণে উনি ছাড়া উনার ছাদে কারো একসেস নেই।
খুব সহজেই। জি। জি, জি। মানে তার পরিচর্যার হারটা অনেক বেশি। সে কাউকেই সেই গাছের চারপাশে ঘিরতেও দেয় না।
হ্যাঁ তো ২টা বাড়িকে একসাথে, উম জাস্ট তার গাছ করার জন্য সে হচ্ছে একসাথে করেছে, ই কায় ইয়া করে বিল্ডিং করে। আবার হচ্ছে গিয়ে আর্কিটেক্ট-এ নিয়ে সে উপর থেকে পুরোটাকে করেছে এন্ড এত সুন্দর! যখন আমরা হচ্ছে গিয়ে নিচ থেকে দেখি কিংবা অন্য বাসা থেকে দেখা যায়, এত সুন্দর করে সে করেছে, আ যে দেখার মতো। তো ওইরকমও যদি হয় তখন হয়তোবা মানুষ মানতে পারে যে হ্যাঁ, সে তার শখের জায়গা তে, আ কাজটা করেছে। হয়তোবা অন্য কেউ গেলে নষ্ট করে ফেলবে, সেজন্য হুম ঠিক আছে, না, নেওয়া যায়। কিন্তু যার ছাদে কিছুই নেই, সে অন্য কেউ একসেস দিচ্ছে না একটা গাছ লাগানোর জন্য, এটা আসলে খুব মেনে নেওয়াটা কষ্টের।
হুম, জি। জি। জি, জি। হু, মানিয়ে নেওয়া যায়। জি, জি। জি। জি।